হুম।
এখন যদি তাকে শুধুমাত্র চাকরির থেকে বের করে দেওয়া হয় এবং আর কোনো ব্যবস্থা না নেওয়া হয়, তাহলে আমার মনে হয় না যে, এই জিনিসটা কমবে। কারণ আরও শক্ত কোনো এক ধরনের শিক্ষা দেওয়া দরকার যে, মানুষকে যে এটা মোটেও কোনো ঠিক জিনিস না এবং যে permission দিছে তাকেও আমার মনে হয় বিচার করা দরকার।
হুম। হুম। হু। হু, হুম। আসলে তার <scoffs> চাকরি করার কোনো ইচ্ছা ছিল না। তো বলেছে তুই যা। আ নাম ঠিকানা, ছবিটা যেমন আপনি বললেন change করে ওর ছবিটাই লাগিয়ে দিয়েছিল। কিন্তু আর বাদবাকি সব হচ্ছে change করে ওর সেই মামাতো ভাইয়ের নামে মিল করছিল আরকি। নিজের এসব
হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, পে এইসব জিনিসের ব্যাপারে নিশ্চয়ই কোনো আইন আছে এবং আইনত কোনো ব্যবস্থা অবশ্যই নেওয়া দরকার। কারণ হচ্ছে তারা যদি চাইলেই এরকম করে তাহলে তো আর দেশ কিভাবে চলবে? তাহলে তো সবাই একই জিনিস করতে পারে, তাই না? এবং হ্যাঁ, অনেকে করতেছে এবং আমরা আশা করি যে জিনিসটা অনেকটা control করা যায়।
হুম। হুম। হুম। আসলেই তাই।
যা, যা ব্যবস্থা নেওয়া দরকার তা, তা তো আ নেওয়াই হচ্ছে, তাই না? অনেক ধরনের জায়গায় police verification লাগে। যে police phone দিয়ে check করে, বাসায় এসে address check করে। এই verification গুলা খুবই দরকারি।
হু। হু জি, জি। হ্যাঁ, verification হলেও আসলে কিন্তু হয় না। পুলিশদেরকে কিছু টাকা পয়সা দিলেই আর আসে না, এরকমও আছে। জি, হু। হ্যাঁ, সবই সমস্যা। আসলে <scoffs> এই বিষয়ে কথা বলতে গেলে অনেকই বলা হবে। আপনার সাথে কথা বললে কিন্তু খুব ভালো লাগলো আমার।
হ্যাঁ, সেটাও একটা সমস্যা যেটা আমাদের দেশে খুবই প্রবল। আমার খুব ভালো লাগলো। ধন্যবাদ। আশা করি ভালো থাকবেন। আশা করি আপনার দিনটা যেন খুব সুন্দর যায়।
হু, উ জি। জি, আ আপনিও ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।